হ্যালো! কেমন আছেন?
<smacks lips> হ্যালো! জি আমিও ভালো আছি। আপনি কেমন আছেন?
এই তো আমি বেশ ভালো আছি এবং আ ছুটির দিন কাটালাম আসলে একটু ঘুমিয়ে, ঘুমিয়ে। <chuckles> তারপরেও বলা যায় যে ভালোই কেটেছে একদম, একদম।
হ্যাঁ আজকে তো শুক্রবার ছিলো। হ্যাঁ, ভালই গেল।
আ আশা করব যে আপনারাও নিশ্চয়ই বেশ ভাল কেটেছে আসলে?
হ্যাঁ, আজকে আমারও সময়টা ভালোই গিয়েছে।
বাহ চমৎকার! তো এই যে আমি বললাম, ঘুমের কথা আসলে ঘুম আমাকে এক ধরনের সুখানুভূতি দিয়েছে আসলে এবং আ বেশ অনেক সময় দিয়ে থাকে তো
জি।
আমার আ আরো ধরুন আমি যখন মিউজিক করি বা মিউজিক শুনি, তখন হচ্ছে আমার না এই যে ঘুমালে যে এক ধরনের স সুখের সাগরে আমি ডুবে যাচ্ছি এরকম আমার মনে হচ্ছে। এরকম কিছু, কিছু মিউজিক আমার জীবনে আছে যেগুলো শুনলে না আসলে আমার তখনকার প্রেজেন্ট অ্যাটমসফিয়ার টাই মিউজিকটা চেঞ্জ করে দিচ্ছে এরকমও আমার মনে হয় সামটাইমস। এবং আ আসলে তখন মনে হয় যে অ্যাটমসফিয়ার টা খুব চেইঞ্জ হয়ে যাচ্ছে, আমি আমার নিজের মুড চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকমটাও বেশ অনেকবার হইতো। আপনার কি এরকম ঘটে জি, জি।
জি। আচ্ছা। বুঝতে পেরেছি। এটা এটা ঠিকই বলেছেন। হ্যাঁ আমিও আপনার সাথে একমত। আসলে মিউজিক আসলে আমাদের আ যখন আমরা হয়তো আ মিউজিক তো আমরা বিভিন্ন কারণে শুনি। আসলে কেউ হয়তো যখন মানে আনন্দের মধ্যে আছেন তখন সে আ কোনো রক মিউজিক বা এরকম মিউজিক-টিউজিক শুনে বা কেউ দুঃখের মধ্যে থাকলে ও ডিফারেন্ট গান শোনে। তো মিউজিক আসলে বিভিন্ন সময়ে ওই মুড অনুসারে ওই মিউজিকগুলা কিন্তু আমাদের আসলে মুড পরিবর্তন করে দেয়
বাহ! হু, হু। হু, হু, হু। এক্সাক্টলি, এক্সাক্টলি। খুব আ সুন্দর কথা হু, হু।
হ্যাঁ তো মিউজিক আসলেই একটা ভালো একটা মা আ আ আমাদের প্রভাব ফেলে আমাদের মনের উপরে।
হু, হু। বাহ! চমৎকার বললেন যে ভালো প্রভাব ফেলে আসলে আমাদের মনের উপরে। হ্যাঁ খুবই ভালো প্রভাব ফেলে এবং আমার উপর স্পেশালি আরো আ ফেলে আই ডোন্ট নো হোয়াই। বাট আসলে আপনি তো গান শুনছেন আমি বুঝতে পারছি এবং প্রতিটি মানুষই কিন্তু উম কখনো না কখনো আসলে গান সে শুনছে। তো আপনি আসলে অ্যা মানে কোন জনরাটা আপনার বেশি ভালো লাগে মিউজিক এর ক্ষেত্রে বা খুব অফেন শুনে থাকেন কোন টাইপের গানগুলা?
<clears throat> হ্যাঁ। উ হু। আসলে আমি মিউজিক এর অ্যা টাইপের ব্যাপারেও আমি অতটা জানি না। আসলে আমি মিউজিক আ মানে উ কী কত ধরণের এই সমস্ত বিষয়ে অ্যা জানার চাইতে আমি আসলে এ ওইটা উপভোগ করার চেষ্টা করি। তো আমি আসলে যেটা উম আ <smacks lips> বেশি উপভোগ করি অ্যা অ্যা আমি সব ধরণের মিউজিকই কমবেশি শুনে থাকি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আম আমার পছন্দের তালিকায় থাকে এ মানে ঠান্ডা মিউজিকগুলা। যেগুলা একদম আ এ মানে খুব মানে, মানে এয়ার সুদিং আরকি। মানে হ্যাঁ মানে হ্যাঁ ওই টাইপের মিউজিকগুলা আসলে আমার কাছে খুব ভাল লাগে।
জি, জি। আচ্ছা, আচ্ছা। হু, হু। চমৎকার! জি। হু, হু। ওয়াও! ওয়াও! ওয়াও! জি।